উম এখানে ও মানে ভ্রমণটা মনে আছে কি, একটা তো অন্য দেশ হিসেবে মানে ১ম যাওয়া। সবসময় আমা চিন্তা ছিল তো এর মধ্যে আমরা এ Disney World এও গিয়েছিলাম। সেটার একটা মানে স্মৃতি আছে। তারপরে হচ্ছে গিয়ে আমরা যখন ১ম আপনার প্যারিসে গিয়ে যখন Eiffel Tower টা দেখলাম, যে আছে না সা সবসময় তো খালি সিনেমাতেই দেখে গেছি যে এটা এখানে হয়েছে। ওর হ্যাঁ বাস্তবে যে দেখতে পেলাম যে এত উঁচু এবং উঁচুতে যখন আমরা লিফট এ করে যে লাইনে দাঁড়িয়ে, অ লাইনে দাঁড়িয়ে যখন আমরা একদম উঁচুতে গেলাম, আইফেল এ উ ওনার যেই অফিসটা ছিল উপর থেকে, তো পুরো শহরটা যখন নিচে থেকে দেখা যায়। মানে উপরে যখন উঠলাম, উঠে যখন পুরো প্যারিস শহরটা এত উঁচু থেকে পুরো দেখা যাচ্ছে যে ছোট, ছোট, ছোট, ছোট সবকিছু, সবকিছুই মনে হচ্ছে যে
বুঝতে পেরেছি। স্মৃতি আছে। জী, অবশ্যই। জ্বি, একদম। বাস্তবে দেখতে পেলেন। জ্বী, একদম। জি, ও জি।
আপনার পিঁপড়ার সাইজের হ্যাঁ। মানে একদম ক্ষুদ্র না? তো খুব বেশি ছোট না কিন্তু মনে হচ্ছে যে আপনি খেলনা সাজিয়ে রেখেছেন। এইযে বিষয়গুলো এটা কিন্তু খুব ভালো লেগেছিল।
ছোট একবারে পিপড়ার মতো। হ্যাঁ, একদম। জ্বি, অবশ্যই। বুঝতে পেরেছি। এছাড়া নতুন, নতুন কিছু দেখা, আবার নতুন দেশ, আবার হচ্ছে বিভিন্ন ওইযে এক্টিভিটি গুলো ধরুন Disney World এ বা ওইযে Eiffel Towerএ চড়েছেন। সেখান থেকে আপনার নিচ পুরো শহরটা দেখেছেন। এটার জন্য আপনার সবথেকে মনে থাকার একটা ভ্রমণ ছিল এটা। আ আ আপ আপনি কি এইযে এই ভ্রমণে যখন গিয়েছিলেন সেখানে কি কোনো একটা মজার ঘটনা ঘটেছিল? বা কোনো একটা হাসির ঘটনা এমন যেটা আ ঘটেছিল আপনাদের সাথে?
হ্যাঁ, হ্যাঁ। মজার ঘটনা কি? যেহেতু আ আগে থেকেই শুনে এসেছি যে প্যারিস হচ্ছে গিয়ে চোরবাটপারের শহর, এ খুব সাবধানে থাকতে হয়, হ্যাঁ? তার জন্য হয়েছিল কি? আমার সাথে যে ব্যাগটা ছিল, সেটা আমি সবসময় খুব মানে ব্যাগের ভিতরে ফোন ছাড়া আর তেমন কিছু ছিল না। কিন্তু সেটাকে আমি যেই যত্নে মানে যেই কঠোর নজরদারিতে রেখেছিলাম, সেটা মনে পড়লে না আসলে হাসি লাগে। পরের দিকে মানে যখন আমার হাসব্যান্ড দেখলো যে হ্যাঁ আমি মানে একদম কোথাওই তাকাচ্ছি না, কোথাও কিছু করছি না ব্যাগের ব্যাগের টেনশনে। যে এই বুঝি কেউ টান দিয়ে নিয়ে গেল, এই বুঝি কিছু হলো। তো এই ভয়টা কাজ করেছে তো। পরে আমার হাসব্যান্ড যখন বললো যে, "তুমি এইটা কেনো করছো?" তখন মনে হল যে আসলেই তো বেড়াতে এসেছি এটাকেই উপভোগ করি। মানে এই জ্বী, জ্বী।
বুঝতে পেরেছি। সাবধানে থাকতে হয়, হ্যাঁ। বুঝতে পেরেছি। শুধু ব্যাগের ও ব্যাগের মধ্যেই আপনার নজরটা আছে। বুঝতে পারছি। উপভোগ করি। একদম।